এ্যাঁ আসলে বাংলাদেশে এরকম রহস্যময় জিনিস আ থাকলেও থাকতে পারে। আমার কাছে মনে হয় যে আমি বেশ কিছু মানুষের কাছে শুনেছি এইযে তারা অনেকটা ওই যে আম কি বলে অর্ধেক ঘোড়া এবং অর্ধেক মানুষ এ এই ধরনের কোন কিছু আ দেখ
হুম। ও আচ্ছা, আচ্ছা। অ্যাঁ Central বলে যেটাকে। র‍্যাটা একটা Greek, Greek এ্যাঁ mythology-র একটা জিনিস। হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এরকম কিছু দেখেছে অনেকেই মান বলে থাকে আরকি। বিশেষ করে এগুলোকে তারা হচ্ছে ওই যে এ্যাঁ তাদের ভৌতিক অভিজ্ঞতা হিসেবেই আরকি এ্যা ধরে থাকে। আত আবার এ্যা আমরা
<giggles> ওকে। আ আচ্ছা, আচ্ছা। যেগুলো আমি একদমই বিশ্বাস করি না।
উম হ্যাঁ, আসলে ওই যে এম বিষয় হচ্ছে মানুষ অনেক সময় দেখা যায় যে হ্যালুসিনেট করে এ্যা অনেক সময় অনেক কিছু। তো এ এ এরকম ধরনের ঘটনা হতে পারে। এ্যা আমার কাছে ম মনে হয় যে হয়তো উম উম আসলে আমরা অনেক সময় হয় কি, আকাশের মেঘের দিকে তাকালেও কিন্তু মনে হয় যে একটা মেঘ হয়তো এই মেঘটা দেখতে অনেকটা মাছের মতো লাগতেছে আজকে। আবার কখনো দেখা যায় এটা একটা ঘোড়ার মতো লাগতেছে তো ওই ওরকম আরকি হতে পারে। যে আবার কখনো, কখনো রাতের বেলা আসলে বাইরে থেকে হেঁটে আসলে মনে হয় একটা কলাগাছ, এ্যাঁ কলাগাছের দিকে তাকালেও মনে হয় যেন একটা মানুষ দাঁড়িয়ে আছে আসলে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সেটাও। হ্যাঁ, হ্যাঁ। কিংবা, কিংবা, রুমে অন্ধকারে যদি জামা কাপড়ের স্তূপ থাকে, মাঝে, মাঝে, দেখে রে এটা একটা মানুষের আ আমাদের Brain-টাই মানে এইভাবে কাজ করে যে আমরা Pattern দেখি অনেক জিনিসে। যে Pattern-গুলো কোন কারণ নাও থাকতে পারে, কোন Random জিনিসও হতে পারে। যেমন ধরেন অনেক কিছুতে মানুষের Face দেখা। কিংবা Wall এ কিংবা ফলের-মুলের ভিতরে কিছু একটা লেখা দেখা। এই জিনিসগুলোও তো হয়, তাই না?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যা, মনে হয় মনে হয় যেন কেউ দাঁড়িয়ে আছে ঐখানে। হ্যাঁ। <smacks lips> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ <smacks lips> হ্যা এ এগুলো আ ওই যে আমার কাছে মনে হয় এ এই বিষয়গুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি মনস্তাত্ত্বিক একটা ব্যাপার যে, মানুষ মনে, মনে, এ বিষয়গুলা কল্পনা করে কিংবা এমন ধরনের ঘটনাই বেশিরভাগ ক্ষেত্রে হয়। তবে কিছু, কিছু, উম কিছু ব্যাপার আছে যেগুলোতে উম এ্যা এই যেমন ইয়েতির ব্যাপারটাই এ এটা সত্য হতে পারে। এ্যা এমন কিছু থাকলেও থাকতে পারে। হয়তো দেখা যায় যে এ্যাঁ যেমন এ্যাঁ এটা তো অনেকটা ভাল্লুকের মতো। <tsk> তো হয়তো এটা কোন একটা বিরল প্রজাতির ভাল্লুক যেটা হয়ত উম আরকি সচরাচর মানুষের চোখের সামনে আসে না।
হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।